আপনার কি মনে হয়?
হ্যাঁ, আপনি আসলে ভালো বলেছেন। হ্যাঁ, সেটাই আসলে যখন আমরা নিয়মিত শারীরিক কসরত করতে থাকি, সুস্থ দেহ সুস্থ মন একটা কথা আছে। অর্থাৎ সুস্থ দেহ না হলে কিন্তু সুস্থ মন পাওয়াটাও সম্ভ এ মানে সম্ভব না। আ উম একটা মানুষ সে যখন অসুস্থ থাকে তার মধ্যে একটা মানসিক অবসাদ কাজ করে। দীর্ঘদিন অসুস্থ হলে তো আ তাকে আসলে সাইকিয়াট্রিক ডাক্তারই দেখা দেখাতে হয়। তো সুস্থ থাকার অন্যতম একটা বড় নিয়ামক হচ্ছে আসলে ব্যায়াম করা। প্রতিদিন কিছু শারীরিক কসরত করা। আ উম যারা যোগাসন করতে পছন্দ করেন, যোগাসন করা। অথবা এমন একটা ওয়ার্কআউট করা যেটা আমাদের পুরা বডির ওয়ার্কআউট হয়ে যায়। ৫-৬ মিনিট বা ১০ মিনিটের কিছু ওয়ার্কআউটের ব্যায়াম আছে। আ সেটা করলে পরে পুরা শরীর একদম হেড টু ফুট পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত আমাদের আ একটা এক্সারসাইজ হয়ে যায়। তো এতে হয় কি পুরা শরীরে রক্ত সঞ্চালনের আ যে বিষয়টা আমরা বলি, আ সেটা অনেক ভালো হয়। হ্যাঁ, তো সেটা হলে পরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহটা বেড়ে যায় এবং আ আমাদের শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে একটা আ সতেজ সতেজতা কাজ করে বা একটা ভালো লাগা কাজ করে। আর এটার টোটাল ইফেক্টটা পরে হুম হুম হুম এটা টোটাল ইফেক্টটা পরে আমাদের মানসিক আ মানসিকভাবে আমরা তখন আরো বেশি স্ট্রং হই আরকি। আ এর এর সাথে আপনি কিছু যদি এড করতেন?
হুম। হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী। জ্বি। হুম। হুম। হুম। একদমই ঠিক বলেছেন। জ্বী, জ্বী, দেখবেন আমি একটু বলি।